আচ্ছা শিক্ষকের প্রশিক্ষণের বিষয়টা যদি কথা বলি তাহলে আমি আমার মাকে যেমন দেখেছি। আমার আ মা যে স্কুলে চাকরি করেন সেটা একটা সরকারি স্কুল। তো সরকারিভাবে যেটা করা হয় আ প্রত্যেক ৩ মাস পর পরই এক ধরনের অ্যা ট্রেনিং দেওয়া হয়। এবং আ এই ট্রেনিংয়ের মাধ্যমে জি, ট্রেনিংগুলোর মাধ্যমে উম আ আসলে তাদেরকে তাদের যে পড়ানোর কৌশল এবং নতুন, নতুন আ যে অ্যা নতুন, নতুন যেসব পদ্ধতি আছে যেগুলোতে আসলে স স্টুডেন্টরা আরও বেশি আগ্রহী হবে প মানে পড়াশোনার বিষয়টাতে হ্যাঁ, সেই বিষয়গুলোকে আসলে খুবই এ মনোযোগ দেওয়া হয়। তো এই বিষয়টা অ্যা
হুম। হুম। আচ্ছা। তাই? বাহ! দারুন উদ্যোগ তো। হুম। developed হবে আরো। হু, হু, হু, হু। এবং প্রশিক্ষণ তো ওভাবে হয় মে মনে হয়, তাই না? উম
জি, জি, জি প্রশিক্ষণটা ওভাবেই হয়। যাতে স্টুডেন্ট নতুন যুগের সাথে যাতে স্টুডেন্টদের সাথে সেই শিক্ষা আসলে দেওয়া যেতে পারে। সেইজন্য আসলে স্টি টিচার রাও যেন ওই up to date থাকে। যাতে ওই কৌশলগুলো সম্পর্কে তাদের একটা খুব ভালো ধারণা থাকে। তো এই
কাল পারে। হু, হু। হুম। এটা কি পুরোপুরি সরকারি উদ্যোগ থেকেই দেওয়া হয় শিক্ষকদেরকে?
জি, জি, জি। এইটা তো আমার মা যেহেতু সরকারি স্কুলে চাকরি করে তো সরকারি অ্যা সরকারিভাবেই এই বিষয়টা দেওয়া থাকে। আর তাছাড়াও আরো বেসরকারি উদ্যোগেও বিভিন্ন ট্রেনিং এর কিন্তু আ মাঝে, মাঝেই ব্যবস্থা থাকে। যেমন আমার আম বান্ধবীর মাও একটা বেশ স্বনান স্বনামধন্য বেসরকারি স্কুলের টিচার। তো সি তাদের ক্ষেত্রেও আমি প্রায়ই শুনে থাকি যে হ্যাঁ, ট্রেনিং চলছে, ট্রেনিং এ গেছে। তো ট্রেনিং এর ব্যবস্থাটা কিন্তু করে থাকে। এটা সরকারি উদ্যোগে তো হওয়া উচিতই, তার সাথে, সাথে যে, যে স্কুলের আ
আচ্ছা। উহু। আচ্ছা। হুম ব্যবস্থা হয়। হুম, হুম, হুম আসলে। আচ্ছা। হু, হু, হু, হু। হুম। হুম। তার সাথে, সাথে বেসরকারি উদ্যোগগুলোকেও এগ এগিয়ে আসা উচিত আসলেই। আ
যে যেই স্কুলের টিচার সেই স্কুল থেকে আসলে এই বিষয়টায় সচেতন হয়ে সেই স্কুলের উদ্যোগ অ হওয়া উচিত। ট্রেনিং এর ব্যাবটা ব্যাপারটা।
হু, হু। একদম। একদম, একদম। দারুণ বলেছেন! আর এই, এই উদ্যোগগুলো কিন্তু খুবই প্রশংসনীয় কারণ যদি উম যিনি শিক্ষক সে তিনি যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং তিনি যদি অভিজ্ঞ হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেকটুকুই কিন্তু সেই শিক্ষক থেকে নিতে পারবে। সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সব ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের মানদণ্ডটা একই থাকলে প্রত্যেকটা ক্ষেত্রেই শিক্ষার্থীদের পাওয়াটা অনেক বেশি হবে। তো এইযে সরকারি বনাম বেসরকারি স্কুলের পার্থক্য কমাতে কী ধরনের নীতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
হুম।

আচ্ছা। আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। যে, আম সাধারণত তো আসলে আ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে বইগুলো আ আমাদের দেশে অ্যা থাকে সেই বই বইগুলো আসলে সবার জন্য সমানই থাকে, সবাই একই বইতে পড়ে। কিন্তু আম একটা বিষয় আমি দেখেছি যে আমার মার স্কুলে, আমার মা নিজে একজন আ শিক্ষিকা। তো তার স্কুলে বেশ কিছু আ প্রতিবন্ধী আ শিশু আছে, প্রতিবন্ধী ছেলেমেয়ে আছে যারা পড়াশোনা করছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। প্র আ বিশেষ চাহিদা সম্পন্ন আ কিছু শি শিক্ষার্থী রয়েছে। তো তাদের ক্ষেত্রেও আসলে আ সে সেই একই বইটাই আ ফলো করা হয়, সেই একই বইটাই পড়ানো হয়। তো আমার এক্ষেত্রে জ্বি এটাই বলতে চাচ্ছি। আমার ক্ষেত্রে মনে হয় যে, এই বিষয়টা আসলে ঠিক নয়, এটা আসলে গভর্নমেন্ট থেকেই যদিও সরকার থেকেই এটা নির্দেশ যে আ তারাও ওই বইটাই পড়বে। হয়তো তারা চাচ্ছে যে, ওই বাচ্চাগুলোর সাথে তাদের একটা আ সমান তাল মিলিয়ে তারাও এগিয়ে যাক। কিন্তু আসলে, যে আসলে, কোনোভাবে এজ যারা যে বাচ্চাগুলো একটু চ্যালেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি চ্যালেঞ্জড জি, জি, যা তাদের কিছু প্রতিবন্ধকতা আছে তো তাদের জন্য তাদের জন্য আসলে ঐ একই আ ক্যাটাগরির বই আসলে কতটুকু উপযোগী সেটা কিন্তু আসলেই প্রশ্নবিদ্ধ থাকে।
হুম। দেওয়া হয় সকাল থেকে, হুম। হু, হু। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম। আচ্ছা, বাহ! হুম। স্পেশাল চাইল্ড যাদেরকে বলি আমরা, হুম। হুম, হুম। হু, হুম। সেটা কি ঠিক আপনার মনে হয়? <chuckles> হুম, একদম। হু, হু। হুম। সেটাকে অ্যাডপ্ট করতে পারছে না। হুম, হুম। রয়েই যায় আসলে, হুম, হু। হুম, উপযোগী হ্যাঁ, একদমই আসলে এর উপযুক্ততা আ কতটুকু সেটা আসলে আমাদের যারা এসব নিয়ে কাজ করছে মানে আমাদের অ পাঠ্য বই নিয়ে যারা আ শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করছে তাদের আসলে আরেকটু ভেবে দেখা দরকার। কারণ ইদানিং সময়ে প্রায় দেখা যায় যে, সব স্কুলগুলোতে কিছু না কিছু স্পেশাল চাইল্ড থাকে, তো তাদের জন্য একটা ভিন্ন ব্যবস্থা বা বৈচিত্র্য যদি রাখা যায় তাহলে ওই শিশুগুলোও কিন্তু আসলে সমানভাবে আ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তো এটা তো গেলো যে স্পেশাল চাইল্ড বা অন্য শিশুদের ক্ষেত্রে। আ কিন্তু অনেক সময় দেখা যায় না শহর ও গ্রামের মধ্যেও কিন্তু পার্থক্যটা রয়েই যায়। তো শহর ও গ্রামের যে শিক্ষা ব্যবস্থার যে পার্থক্য সেটা কীভাবে দূর করা যেতে পারে বলে মনে হয়? সেটা কি উস সরকারি উদ্যোগটাই বেশি দরকারি? নাকি বেসরকারি সহযোগিতাও সেক্ষেত্রে কাজে দেই দিতে পারে বলে আপনার মনে হয়?
হু, হু। জ্বি, জ্বি। হুম। হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।